বেশ কিছুদিন ধরে একটা খুবই আ মানে আনএক্সপেক্টেড একটা সমস্যায় পড়ে গেছি এবং সেই সমস্যাটার সাথেই এখন বলতে পারেন যে জীবন-যাপন করতে হচ্ছে। কিন্তু ঠিক কিভাবে এই, এই হুম পরিস্থিতিটার সাথে নিজেকে মানিয়ে নিবো এবং কিভাবে সামনের দিনগুলোতে চলবো, ঠিক বুঝে উঠতে পারছি না। ১ ধরনের একটা মানসিক চাপ অনুভব করছি এবং যা আমাকে দিনের পর দিন বলতে পারেন যে অবসাদে নিয়ে যাচ্ছে এবং আমি জানি না যে কিভাবে আমি পরিস্থিতি মোকাবেলা করব। নিজেকে প্রচন্ড অসহায় মনে হচ্ছে। একটা অসহায়ত্ব আমাকে আ এমনভাবে কুরে, কুরে খাচ্ছে যে হতাশ হয়ে যাচ্ছি বলতে পারেন। আমি এই উম এই সমস্যাটা থেকে খুব দ্রুত মুক্তি চাচ্ছি। নয়তো এই সমস্যাটার সাথে কিভাবে মানিয়ে চলা যায় আ সে ব্যাপারে একটু সাহায্য চাইছি। আ আমার এই জীবনটা আসলে অ্যা খুবই অনিশ্চিত লাগছে। আপনি কি আমাকে অ্যা কোনোভাবে এই অনিশ্চিত জীবন ই সাথে কিভাবে আমি মানিয়ে নিতে পারবো? সে ব্যাপারে আমাকে একটু সাহায্য করতে পারেন?
আচ্ছা। জি। উহুহুম। <smacks lips> জি, অবশ্যই। আমি আসলে বুঝতে পারছি। যে উম আপনি খুবই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। এবং আ আপনার এই জীবনযাপনটা একদমই ভালো লাগছে না। তারপরেও সেই আ অবস্থার মধ্য দিয়েই আপনাকে এইযে জীবনটা যাপন করতে হচ্ছে। আ তো ব্যাপারটা বেশ দুঃখজনক। আ আমি অবশ্যই চেষ্টা করবো আ সাহায্য করার জন্য। তো আমি একটু আ আরো ডিটেইলসে জানতে চাচ্ছিলাম। আসলে, এই ব্যাপারটার সাথে কতদিন মুখোমুখি হয়েছেন, ঠিক কোন কারণে আসলে অ্যা এরকম হয়েছে? এবং মেইন প্রবলেমটা কি হচ্ছে?
হুম। হুম। কি আর বলবো? আসলে মানে একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতিতেই পড়েছি বলতে পারেন। আ যদি সত মানে একেবারে বিস্তারিত বলতে চাই, তাহলে বলা যায় যে, আ কিছুদিন আগেই আমার হাসব্যান্ডের চাকরিটা আসলে চলে যায়। তো যার ফলে একটা ভীষণ রকমের আর্থিক একটা সমস্যাতে আমরা পড়েছি বলতে পারেন। মানে সবার জীবনেই তো আসলে এক ধরনের লাইফস্টাইলে আমরা আ মানে অভ্যস্থ থাকি। আমাদেরও খুব ভালো একটা লাইফস্টাইল আমরা আ ত পেক মানে পালন করতাম। মানে আমাদের এম কোন দিক থেকে ওভাবে করে কখনো আর্থিক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়নি এবং আর মানে দেখা যেত যে, রেগুলার ইনকামের পরেও মানে সেগুলোর যে খরচগুলো থাকে, সেগুলো করেও আমাদের হাতে বেশ কিছু টাকা-পয়সা থাকতো। যেটা দিয়ে আমরা আমাদের নানান রকম শখ আহ্লাদগুলো পূরণ করতাম। বাইরে খেতে যাওয়া বা, একটু ঘুরতে যাওয়া। এগুলো সবই করতাম বা, এক ধরনের থাকে না? যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ না করে একটু মানে সিএনজি ইউজ করা। উ এই ধরনের ভাবেই আমরা চলতাম আরকি। কিন্তু হঠাৎ করে ওর চাকরিটা চলে যাওয়ার পর থেকে এমন একটা আ দূর্বিষহ পরিস্থিতিতে পড়েছি। আমি এবং আমার হাসব্যান্ড ২ জনই এতটাই ভেঙে পড়েছি যে, সংসারের খরচগুলো আসলে কিভাবে যে সামলাবো, বুঝে উঠতে পারছি না। পাশাপাশি আসলে এই ব্যাপারটা এখনো পর্যন্ত কাউকে জানাতে পারছি না। কে কিভাবে নেবে? বা এই অসহায়ত্বের সুযোগ কেউ নিবে কিনা? আ সবকিছু মিলে আ বুঝে উঠতে পারছি না যে পরিস্থিতিটাকে আসলে কিভাবে সামলাবো বা, আ আগামীর দিনগুলো কিভাবে যাবে? আ বা, এইযে আ কিছু টাকা হয়তোবা আছে, সেগুলা দিয়ে আ দিনগুলোকে কিভাবে ম্যানেজ করবো? সবকিছু মিলায়া বলতে পারেন একটা এলোমেলো পরিস্থিতির মধ্যে ২ জনেই আছি এবং আ কোনোভাবে মাথা ঠিক রাখতে পারছি না, কোন পরিকল্পনা ঠিক করতে পারছি না। খুব অসহায় লাগছে আরকি নিজেদের।
জি। আচ্ছা। হুম, হুম। অভ্যস্ত। জি, জি। হুম, হুম, হুম, হুম। জি। হুম, হুম। হুম, হুম, হুম, হুম। জি। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ আমি আসলে বুঝতে পারছি আপনি খুবই আপনি এবং আপনার পরিবার খুবই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং আসলে সত্যি আ হঠাৎ এরকম আসলে আ বাড়ির প্রধান earning member এর যদি earn করার এই যে উপায়টা বন্ধ হয়ে যায়। আ তো ডেফিনিটলি আসলে খুব খারাপ লাগা এবং সমস্যার মধ্যে পড়া স্বাভাবিক। আ তার জন্য সহানুভূতি থাকল অবশ্যই। তবে আ আসলে আপনি বলছিলেন যে, দীর্ঘদিন একটা অভ্যাসে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। আসলে যেকোনো মানুষের জন্যেই এটা খুবই অসুবিধাজনক হবে। এ তো আমি আ ১ম এই বলব, "আপনি একদমই মনোবল হারাবেন না।" আসলে <smacks lips> করোনার সময়েও কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন দেশের অসংখ্য মানুষ কিন্তু এরকম পরিস্থিতিতে পড়েছিল। হ্যাঁ একটু আপনি যদি একটু সাহস অ উম থা রাখেন, একটু ধৈর্য ধরে থাকেন। আমার মনে হয় আপনি এবং আমার আপনার হাসব্যান্ড তো দুজনেই শিক্ষিত। দুজন মিলে অবশ্যই কিছু একটা উপায় বের করতে পারবেন। যেটাতে আপনার অ পরিবার আসলে খুব ভালোভাবেই সাপোর্ট দিতে পারবেন এবং আপনাদের স্বচ্ছলতা ফিরে আসবে। তো একটু জানতে চাচ্ছিলাম যে, আসলে আপনার এরকম কোন প্ল্যান আছে কি না যে, খুব ছোট পরিসরে কিন্তু আপনি একটু অ ব্যবসা শুরু করতে পারেন? একেবারে ভা আ মানে ভালো লাগার কাজ দিয়েই শুরু করতে পারেন। খুব ছোট পুঁজি দিয়ে এবং খরচটা আসলে আগে থেকেই যদি আ রুটিন বানিয়ে অ্যা কাট করে নেওয়া হয়। আ অনেকটা কিসে, কিসে কমানো সম্ভব। একেবারে লিখিত আকারে একদম আ চার্ট করে। এভাবে কখনো ভেবে দেখেছেন কি না?
হুম। হুম। একদম। হুম। অ্যা মাত্রই তো এরকম সমস্যায় পড়লাম আসলে আমরা এখনো কোন কিছু নিয়ে ডিসিশন টা নিয়ে উঠতে পারছি না আর কি যে, কিভাবে কি করব। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন সেটা একটু হয়তো বা আমার কাছে শুনেই মনে হচ্ছে যে হ্যাঁ করা যায় যে, অ্যা ছোটখাটো ব্যবসার যে পরিকল্পনাটার কথা বললেন। অ্যা আমি আসলে একটা ছোটখাটো বিজনেস আগেই করতাম। মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন যখন এরকম একটা পরিস্থিতিতে এসে পড়েছি অ্যা মনে হচ্ছে যে, হয়তোবা আবার নতুন করে এটা শুরু করা যেতে পারে। অ্যা এটা আমি অবশ্যই আমি আমার হাসব্যান্ডের সাথে একটু আলোচনা করে দেখব। আপনার আ পরামর্শটা অ্যা মানে এতদিন আসলে ওভাবে করে অ্যা মানে আমরা ভেবে দেখিনি। যখন আপনি পরামর্শ দিলেন তখন মনে হচ্ছে যে, হ্যাঁ, যেহেতু আমার একটু হলেও অভিজ্ঞতা আছে অ্যা ব্যবসা করার। তো আমরা অ্যা আবার যদি ছোট পরিসরে শুরু করি, এ এটলিস্ট এই যে এ এখন যে একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, আর্থিক সংকটে আছি সেটা হয়তো বা কিছুটা হলেও লাঘব হবে। আর আরেকটা যে ব্যাপার যে, খরচ কাটের ব্যাপারটা, হ্যাঁ এটাও করা যায়। কারণ যেহেতু এখন রেগুলার ইনকামটা নেই, সেক্ষেত্রে যে একটা ধরুন মোটামুটি একটা বিলাসী জীবন-যাপনই করতাম, সেটা হয়তো বা কিছুটা হলো মানে কমিয়ে আনতে হবে। কিন্তু সেটা ঠিক কিভাবে অ্যা করবো আ এটা মানে এটা একটু, একটু ভেবেছিলাম কিন্তু কোন রকমেই না ব্যাপারটাকে গুছিয়ে আনতে পারছি না যে, কিভাবে করে কোন, কোন খরচগুলো কমানোটা উচিত বা কোন, কোন খরচগুলা না করলে আ মানে চলবে। হ্যাঁ? ঐ ধরনের না আছে, মানে priority গুলো আমরা সেট করতে পারছি না। তো এটা নিয়েই একটু ধরুন যে, টেনশন এর মধ্যেই আছি আর কি।
জি। হুম, হুম। হুম। উ হুম, জি। উ হুম। জি। জি। হুম, হুম। হুম, হুম, হুম। হুম। আচ্ছা। হুম, হুম, হুম। আচ্ছা বুঝতে পারছি ব্যাপারটা। অ্যা তবে এই যে আপনি যে, আপনার অ্যা একটা কাজ করার অ অভ্যাস ছিল, আপনি একটা বিজনেস করতেন, এটা শুনে কিন্তু আসলে বেশ ভালো লাগছে। আপনি অবশ্যই এই ব্যাপারটা সামলে উঠতে পারবেন। তো আপনি বলছিলেন যে, কিভাবে খরচটা একটু কমানো যায়। আমি বলব যে, আপনি আসলে একেবারেই আম অ্যা কলম, নোট এগুলো নিয়ে বসে খুব ঠান্ডা মাথায় ভেবে দেখতে পারেন। ১মে কিন্তু সেক্টরগুলো আলাদা করতে পারেন। যেমন যাতায়াত বাবদ খরচ, সন্তানদের স্কুলের অ্যা খরচ, খাবার-দাবারের খরচ, হ্যাঁ? বিনোদনের জন্য যেই খরচগুলো করতেন এবং অ্যা বাড়তি জামা-কাপড়, <swallows> <smacks lips> entertainment, আত্মীয়-স্বজনের গিফট দেওয়া, হ্যাঁ? এই ব্যাপারগুলো আপনি অ্যা কিন্তু দেখতে পারেন। যেরকম যাতায়াতের খরচটা হয়তোবা এক বলছিলেন আপনি অ্যা যে public transport এ ওঠার এপ অ অভ্যাস ছিল না। এরা যদি এখন public transport সবসময় অ্যা ব্যবহার করেন, এই ব্যাপারটা এবং আমি বলব যে, খাবার-দাবারের খরচও কিন্তু অনেকটাই কাট করা যায়। তবে অবশ্যই আপনি আসলে কম খরচের ভেতরে পুষ্টিগুণটা বজায় থাকবে এরকম অনেক দেশীয় খাবারই কিন্তু আছে অ্যা সেগুলো রাখতে পারেন এবং আ আসলে ১ম দিকে মনে হবে, আ যেহেতু এই ব্যাপারটার সাথে অভ্যস্ত না ১ম দিকে মনে হতেই পারে যে, এটাতে আর কত টাকাই বা খরচ কমবে বাট অ্যা আমার মনে হয় যে, একটা সময় কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আ আপনার বেঁচে যাবে এবং এটা একটা ভালো প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা আসলে সবসময়ই করা উচিত। তো এইভাবে আপনি একটা রুটিন বানাতে পারেন এবং <swallows> <smacks lips> আপনি এক্ষেত্রে কিন্তু ছোট, ছোট লক্ষ্য নির্ধারণ করতে পারেন, যে আপনি আজকে আপনার বিজনেস এর কাজ এতটুকু এগোবেন। উম এখন তো অবশ্যই আপনার বিজনেস এর সাথে আপনার হাসব্যান্ড থাকবে। তো সেটা সেটাও আসলে সুন্দরভাবে ২ জন দায়িত্বটা বন্টন করে নিতে পারেন। এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। একদম চার্ট আকারে লিখিত আকারে এই ব্যাপারগুলো অ করতে পারেন। এছাড়াও আপনি কিন্তু বিকল্প পরিকল্পনাও রাখতে পারেন। কখনো কি এছাড়াও plan B নিয়ে ভেবে দেখেছেন?
হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আ হুম, হুম। না, আমরা আসলে ওভাবে করে ভেবে দেখিনি। আ মানে আপনি যেটা বলছিলেন শুনতে, শুনতেই মনে হচ্ছিল যে হ্যাঁ, মানে আমি আ একটু, একটু আসলে মনোবল ফিরে পাচ্ছি। যে অ্যা যে ব্যবসা করার অভিজ্ঞতাটা আমার মধ্যে ছিল, আ সেটা অনেকদিন নেই। কিন্তু তারপরও মনে হচ্ছে যে নিজেকে একটু আত্মবিশ্বাসী আ লাগছে। যে যেহেতু করতাম একটা সময়, হয়তোবা আবার কিছু না কিছু দাঁড় করাতে পারবো এবং আপনি যেটা বললেন যে, আমার হাসব্যান্ডসহ যেহেতু এখন আমার পাশে থাকবে, আ তখন ব্যাপারটা হয়তোবা অতটা আ কঠিন নাও লাগতে পারে এবং আ খরচ কমানোর ব্যাপারটা কিন্তু দারুণ লাগলো। যে, হ্যাঁ, সত্যি কথা আমরা নানান রকমের খরচ করতাম, পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতাম না। আ বা বিভিন্ন সময় বিভিন্ন জনকে গিফট দেয়া বা, বাইরে খেতে যাওয়া, বাইরে ঘুরতে যাওয়া। এসব ব্যাপারে প্রায় সময় দেখা যেত যে নানান রকম উটকো খরচ আমরা করেই ফেলতাম। যেটা আ আসলে একটু, একটু করে কমানো যাবে। মানে যে খরচগুলো করলে একেবার না করলেই নয়, সেই খরচগুলোতে এখন আসলে বেশি ফোকাস দেওয়া উচিত এবং যে খরচগুলো একটু বাড়তি খরচ ছিল, সেগুলো যদি আস্তে, আস্তে কাট অফ করে ফেলি, তাহলে কিন্তু কিছুটা টাকা আমাদের রয়ে যাবে এবং আ দেখা যাবে যে আমাদের যে সঞ্চয় আছে, সেখানে হয়তোবা আমাদেরকে হাত এখনই না দিলেও চলবে। আর পাশাপাশি যদি ব্যবসাটাকে কোনরকমে একটু দাঁড় করিয়ে ফেলতে পারি, তখন যে ব্যবসাটা থেকে যে আয়টা আসবে, সেটা দিয়ে আশা করছি যে দৈনন্দিন যে খরচটা, সেটা আমরা কোনো না কোনোভাবে তুলে নিতে পারবো। তো আপনি দারুণ কিছু পরামর্শ দিয়েছেন। আ এবং এই পরামর্শগুলো আমি মনে হয় যে আমার এই সামনের অনিশ্চিত দিনগুলোতে পরিকল্পনা করে তুলতে অনেক, অনেক ভীষণ আমাকে হেল্প করবে। আরেকটু জানতে চাইছি, আপনার কি মনে হয় এই মুহূর্তে কি আমার সঞ্চয়ে হাত দেয়াটা উচিত হবে? নাকি আ আপাতত যা আছে, তা দিয়ে আমরা চলতে পারবো?
হুম, হুম, হুম। জ্বি। জ্বি। হুম, হুম, হুম। হুম। জ্বি। জ্বি। জ্বি, অবশ্যই। আ আমার মনে হচ্ছে যে আসলে যদি উমা একদম রুটিন আকারে সাজিয়ে, আ চার্ট করে আপনি দেখেন যে আপনার আসলে মাসিক খরচটা আপনি চালাতে পারবেন, আমি বলব যে, "সঞ্চয়ে আসলে এই মুহূর্তে হাত দেওয়া দরকার নাই।" ছোট পরিসরে বিজনেস শুরু করে আস্তে, আস্তে যখন আ বিজনেসটা বড় হবে এবং আ তখন কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট এরও দরকার হবে। আমি বলব যে, "সেই সময়টার জন্য সঞ্চয়টা রেখে দিতে" এবং আপনি কিন্তু এছাড়া এটাও করতে পারেন যে, একেবারে আ ফিক্সড করে রাখলেন এবং আ সেটা মাস শেষে আসলে উম সেই কত লাখ টাকা, সেই লাখের হিসেবে আসলে মান্থলি একটা এমাউন্ট আসে। সেটাও কিন্তু বেশ ভালো একটা ব্যাপার হয়। আপনি কিন্তু এভাবেও ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় যে এই সব ক ব্যাপারগুলো যদি মেইনটেন করেন আপনি এইযে এই পরিস্থিতিটা অনেকটাই মানিয়ে নিতে পারবেন, অনেকটাই আপনার হতাশা কেটে যাবে।
আচ্ছা। হুম। হুম, হুম। হুম। আপনি ঠিকই বলেছেন যে আমি আসলে ভাবছিলাম যে আমার সঞ্চয়ে হাত দিবো। কিন্তু আ আপনি যেভাবে বললেন তারপরে মনে হচ্ছে যে, "না আ আমরা হয়তো বা পারবো এই আমাদের এই প্রতিকূল পরিস্থিতিটাকে আ কাটিয়ে উঠতে" এবং সঞ্চয়ে হাত নিয়ে হাতটা না দিয়ে আপাতত যদি খরচগুলো কাট করে এবং আপাতত যে টাকাগুলো আমাদের হাতে আছে, সেগুলা দিয়ে যদি ওই বিজনেসটা আবার নতুন করে শুরু করি, তাহলে হয়তোবা আ আমাদের এই অনিশ্চিত জীবনটা অনেকটুকুই সহজ হয়ে যাবে। আপনি খুব দারুণ কিছু পরামর্শ দিয়েছেন! আপনার এই সুপরামর্শগুলোর জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আমি অবশ্যই এগুলো আমার সামনের দিনে আ প্রতিফলন ঘটা
হুম, হুম। জি। উম জি। আমারও খুব ভালো লাগছে। আপনার এইযে এখন মনে হচ্ছে আপনি অনেকটাই কনফিডেন্ট। আপনার কথা শুনে বেশ ভালোও লাগছে। তো আপনার জন্য শুভ কামনা থাকলো। অসংখ্য ধন্যবাদ।
হুম।